হ্যাঁ, অবশ্যই। যে আপনার কথা যতটুক পর্যন্ত আসলে শুনলাম আ মনে হচ্ছে যে না অবশ্যই আপনার খুবই একটা মানসিক একটা চাপ যাচ্ছে আপনার উপর থেকে। এবং এটা নিয়ে আপনি আসলে খুবই চিন্তিত হয়ে আছেন। এবং সেখান থেকে আসলে বেরিয়ে আসার জন্য আসলে আপনি একটা কথা আলোচনা করতে চাচ্ছেন। তবে এই যে মানে কোন বিষয়টা নিয়ে আসলে আপনার এই স সমস্যাটা আপনার তৈরি হয়েছ এবং এটা আসলে কতটুকু আসলে গাড়িয়ে গেছে ভিতরে?
জি। হু, হু। জি। হু, হু। জি।